আসলে বর্তমান সময়ে উম দিনকাল খুব খারাপ যাচ্ছে। আসলে কাজ করতেছি কিন্তু মন বসতেছে না কোনোভাবেই। অ্যা কিন্তু অ্যা সবকিছুতে তাও উদ্বেগ লাগতেছে। দেখা যাচ্ছে আগে অ্যা কমফোর্টলি যেমন ফ্যামিলির সাথে সময় দিতাম, বন্ধুদের সময় দিতাম, নিজেকে সময় দিতাম। এখন কেন জানি মনে হচ্ছে যে কাজ করেই যাচ্ছি, করেই যাচ্ছি। কিন্তু কাজ মনে হয় শেষ হচ্ছে না। তো এই ব্যাপারটা নিয়ে না খুব খারাপ লাগতেছে আরকি।
তাই? হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। না আমার তো আপনার সাথে কথা বলে যেইটা মনে হচ্ছে আপনার ভয়েসে বা আপনার কথার টোনেও মানে একটু কঠিন সময় মনে হয় পার করছেন। আপনার যদি কোনো খুব বেশি এক সমস্যা না থাকে, কি কারণে হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে এই সমস্যাগুলো ফেইস করছেন বা কি প্রবলেম হচ্ছে আপনার জীবনে একটু কি বলবেন নাকি খুলে?
জি। আসলে বিশেষ করে অ্যা এটা আমার শুরু হচ্ছিলো অ্যা প্রায় ২ মাস হলো। অ্যা অফিসের অতিরিক্ত চাপ থাকার কারণে দেখা যাচ্ছে আমি না শুরুতে কাজ শুরু করতেছি। যেমন দেখা যাচ্ছে অ্যা কোনো কিছুর প্রজেক্ট তৈরি করা হচ্ছে। আবার কোনো অ্যা মাসিক যে সেলারিগুলা আছে মাসিক যে সবারই মেইনটেন্যান্স এর ব্যাপারগুলো আছে, সেগুলো আমি ল্যাপটপে তুলতেছি বা ও ইয়া করতেছি, কাজ করতেছি। অ্যা কখনো, কখনো না এতো সদস্য চাপ বেড়ে যাচ্ছে যে মনে হচ্ছে না একটু পরে করবো, একটু পরে করবো। তো এরপরেই দেখা যাচ্ছে অন্য কাজে মনোযোগ হচ্ছি। অন্য কাজ অ্যা হুট করে চলে আসতেছে হাতের সামনে অন্য কাজ করতেছি। তারপরে দিনশেষে না মনে হচ্ছে যে আসলে আমি আমি যে ল্যাপটপের কাজটা সেটাও সম্পূর্ণভাবে করতে পারতেছি না। আসলে যে আমি বাইরের যে কাজগুলা করবো সেটাও ভালোভাবে করতেছি না। মানে কাজের যে অ্যাকচুয়াল যে একটা মনোযোগ আছে, <smacks lips> মানে সেই ব্যাপারটা না, হচ্ছে না। এই নিয়ত এ এইজন্য যে প্রত্যেক নিয়ত বসের গালি খাচ্ছি। আ নিজেকে ছোট লাগতেছে। এই ব্যাপারটা নিয়ে খুব খারাপ লাগতেছে। আসলে কি করা যায়?
আচ্ছা। হুম, হুম। হুম। জি, জি, জি। হুম। না, বুঝতে পেরেছি ব্যাপারটা তো আসলেই দুঃখজনক। অ্যা মানে আপনি যদি কাজে এ উম করার চেষ্টা করছেন, এ এ এটার কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি এই জিনিসটার প্রতি যথেষ্টই সিরিয়াস যে করার করতে চাচ্ছেন। এই যে এই জন্য আপনি আমার সাথে কথা বলছেন এটাও কিন্তু বোঝাচ্ছে যে আপনি কিন্তু কাজটা নিয়ে খুবই আপনি করতে চাচ্ছেন মন থেকে কাজটা। কিন্তু কোনো কারণে কোনো একটা সমস্যা হয়তো আপনি বোধ করছেন নিজের ভিতর থেকে যে কারণে হয়তো করে উঠতে পারছেন না। উম এই সমস্যাটা কি এমনি গত ২ মাস ধরেই বেশি আসছে? নাকি তার আগেও মাঝে, মাঝে এই ধরনের সমস্যা আপনি কখনো ফেস করেছেন?
জ্বি। উম আসলে বিষয়টা হল অফিসের আগে আমি অফিসে জয়েন করা আমার প্রায় ১ বছরের মতো হলো। <smacks lips> তো আগে ট্রেনিং পিরিয়ড ছিল। আ তারপর ট্রেনিং শেষে মোটামুটি জবে জয়েন যখন করি তখন দেখা যাচ্ছে তেম তেমন একটা চাপ ছিল না। দেখা যাচ্ছে নরমালি আমি ৯:০০ র দিকে অফিসে আসতাম। অ্যা ৫:০০ র দিকে বেশ অ্যা সুন্দরভাবেই বাসায় যেতে পারতাম। উম <tsk> তখন কিন্তু দেখা যাচ্ছে অ্যা কাজগুলাকে সুন্দরভাবে রুটিনে সাজিয়ে গুছিয়ে করতাম। হুম? কিন্তু এখন মনে হচ্ছে কি? অ্যা যেমন দেখা যাচ্ছে রিসেন্ট আবার এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো অফিস কখনো শেষ হয়েছে ১০:০০ র দিকে রাত ১০:০০ র দিকে। ৯:০০ থেকে সকাল ৯:০০ থেকে রাত ১০:০০ কাজের চাপ বেড়ে যাচ্ছে। আ তো যখন আবার দিন শেষে যখন কাজগুলা শেষ হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে অফিসিয়াল ভাবে WhatsApp এ হ্যাঁ? কোন কিছু নোটিশ করা যে আমি কি করলাম? সারাদিন কি কাজগুলা করলাম? এগুলো আবার বস আবার মিটিং করতেছে। তো তখন মনে হচ্ছে যে আসলে, "এই মিটিংটা মনে হয় বাসায় গিয়ে করি। ও আচ্ছা বাসায় গিয়ে করি। বাসায় পরে করব। ইম্পোর্টেন্ট কোন কথা থাকলে বাসায় গিয়ে করবো।" তো যখন বাসায় আসছি তখন ফ্রেশ-ট্রেশ হয়ে ফে বিভিন্ন কাজে আবার জড়িয়ে যাচ্ছি। তখন আবার ফোনটা রেখে দিচ্ছি। বস এতবার ফোন দিচ্ছে। ফোন পিক করা হচ্ছে না। অ্যা এইযে ব্যাপারগুলা থেকে মনে হচ্ছে যে আসলে আমি কাজ করতেছি। কিন্তু কাজের যে ফোকাসটা দিয়ে যে কাজ করব, অ্যা সেই জিনিসটা না খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। যে প্রত্যেক নিয়ত মনে হচ্ছে যে আসলে আমাকে কোন একটা কিছু চিপে ধরে আছে। আ যেখান থেকে আমি মুক্ত হতে পারতেছি না।
জ্বি। হু, হু। আচ্ছা। বলেন কি? আচ্ছা। হুম। হুম। হু, হু। জ্বি। হু, হু। না, বুঝতে পেরেছি। হুম। না, না বুঝতে পেরেছি। আপনি আসলে একটা ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন তো। আপনার এই সমস্যাগুলো কি, সাধারণত অফিসের কাজের ক্ষেত্রেই এই এন ন্য যে ফোকাসের প্রবলেমটা হচ্ছে, এটা কি প্রধানত অফিসের কাজের ক্ষেত্রেই হচ্ছে? না সব ধরণের কাজের ক্ষেত্রে? আপনি এই ধরনের আ পরিবর্তন বা ভুলে যাওয়া অনেক সময় হয় না? বাসার কাজে বিল দিতে ভুলে যাচ্ছি। এই ধরনেরও কাজও হচ্ছে, সমস্যাও কি হচ্ছে, নাকি খালি অফিসের কাজের ক্ষেত্রে প্রবলেম, সমস্যাটা বেশি হচ্ছে আপনার?
আসলে সেটা, সেটা যে শুধুমাত্র অফিসের কাজে হচ্ছে, তা কিন্তু না। আমার ফ্যামিলিগতভাবেও অনেক ইস্যু দাঁড়াচ্ছে। কারণ আ ফ্যামিলি কেও এমন হচ্ছে যে, আসলে কাজের প্রেশার মাথায় রেখে, কিন্তু ফ্যামিলি ঘুরতে যাইতে চায় মাঝে, মাঝে। এ তাদেরকে ঘুরতে নিয়ে যাইতে পারি না। আবার দেখা যাচ্ছে উম সময় সাপেক্ষে মনে হচ্ছে যে, আসলে তাদের ঘুরতে নিয়ে যাব। যে মাঝে, মাঝে কথা দেই যে আসলে শুক্রবার বা অন্যান্য ছুটির দিনগুলাতে তাদের ঘুরতে নিয়ে যাবো। আ ভালোই লাগে যে যখন কথা দেই। কিন্তু যখন কথা রাখতে হয় না? যখন কাজটাতে ফোকাস দিব, তখন কিন্তু ধরতে পারতেসি না। আ যেমন দেখা যাচ্ছে, শুক্রবারেও অনেক কাজ জমে যাচ্ছে। তো ভাবতেসি শনিবারেও অনেক চাপ হয়ে যাবে। তো রিপোর্টটা আমি শুক্রবারেই করে নিই। তো আস্তে-ধীরে পরিবারকে সময় দিতে, ইন দিতে করতে, নিতে, এটা তাদের কিন্তু ঘোড়াটা ক্যানসেল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে না? তারাও যে, তাদের জায়গা থেকে যে ভালো আছে বা আমাকে সবসময় ব্লেম দিচ্ছে। আ তো তখন আসলে মনে হচ্ছে যে, আসলে আমি আমার দোষটা, সমস্যা বা আমারি হচ্ছে। আমি যে টাইম ম্যানেজমেন্ট কখন কী করতে হবে? আ কোন জায়গায় কতক্ষণ সময় দিতে হবে? কিভাবে কাজটা সম্পন্ন করা যাবে? এই ব্যাপারটা না? আমার আ মানে একটা শিডিউলে যে নিয়ে আসব, একটা কাজ শুরু করেছি, শেষ করব কিভাবে? শুরু করা যাচ্ছে কিন্তু, শেষ করাটাই আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে আরকি।
আচ্ছা। হু, হু। হুম। জ্বী। হু। হু। জ্বী। বুঝতে পেরেছি। না আপনি যে সমস্যার কথা বললেন এই সমস্যাগুলো কিন্তু আসলে যে খুব যে এ মানে একদম ব্যতিক্রমধর্মী বা কারো হয়ই না তা কিন্তু ব্যাপারটা না। আমরা অনেকেই কিন্তু এই ধরনের সমস্যা ফেস করেই থাকি এবং যদি সত্যি কথা বলি আপনি নিজেই কিন্তু সমস্যার গোড়াটা বুঝে ফেলতে পেরেছেন। আপনি নিজেই কিন্তু বললেন যে এ আমি এইজন্যই আপনাকে সঙ্গে এতক্ষণ কিছু কথা বলে বোঝার চেষ্টা করছিলাম। যে এটা কিন্তু খুবই একটা ইতিবাচক লক্ষণ যে আপনি নিজেই খুব সমস্যাটা কিন্তু এক অর্থে বের করে ফেলেছেন। যে এইযে আপনার শিডিউল, টাইম ম্যানেজমেন্ট এর সমস্যা আপনি নিজেই কিন্তু বলে ফেলেছেন। আপনি যখন স অ মানে একটা সমস্যা যদি একবার বুঝে ফেলতে পারেন না, তাহলে কিন্তু সেটার সমাধান করাটা অনেক সহজ হয়ে যায়। স কঠিন হয় তখনই যখন আমরা সমা সমস্যাটা স্বীকার করতে চাই না। আপনি কিন্তু স সবার আগে এই জিনিসটা আমি বলব আপনার সবচেয়ে ইতিবাচক দিক। আপনি অলরেডি বুঝে যাচ্ছেন যে একটা সমস্যা আছে। এবং সেই সমস্যাটার গোড়াটা কোথায়? কি ছ আ করতে পারলে জিনিসটা অনেকখানি সমাধান হয়ে যাবে। আপনার সময়টা একটু ভালোভাবে ম্যানেজ করতে হবে। যেন আপনি সুন্দর করে আপনার অফিসের কাজটাও করতে পারেন। আবার বাসায় এসে উম পরবর্তীতে ভালোভাবে সময় দিতে পারেন। আমি আপনাকে কিছু উম আ উপদেশ দিতে পারি বা কিছু সাজেশন দিতে পারি। আ তার আগে আমি জাস্ট জানতে চাব যে একটা দুটা ব্যাপার যে, আপনি কি এই নিজে থেকে কখনো কোন কৌশল অ্যা চেষ্টা করেছেন এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যেহেতু আপনি অলরেডি সমস্যাটা বুঝতেই পেরেছেন? তারপর আমি হয়তো আমার একটা দুটা সা সাজেশন দেওয়ার চেষ্টা করবো আপনাকে।
আচ্ছা। জি। জি। আচ্ছা। জি, আসলে ব্যাপারটা হলো আমি প্রথমত অ্যা খুব উদ্বেগ হয়ে গেছিলাম তখন। আ যখন আমি আগে যেমন চাকরিতে যখন ছিলাম বা পড়াশোনাতে ছিলাম, তখন কিন্তু বেশ আমি অ্যা শারীরিক দিক দিয়ে ফিট ছিলাম। বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। তো শারীরিকভাবে ফিট ছিলাম। তো রিসেন্ট দেখা হচ্ছে অফিসের একটা কাজে আমাকে বাইরে যেতে হয়। উম সেক্ষেত্রে দেখাচ্ছে আমি হুট করে একটা unknown পা জায়গায় গিয়ে যাই। যে জায়গায় আমি কোনো কিছু চিনি না। তো সেখানে আমাদের একটা অফিস ছিল। তো সেখানে একটা রিপোর্ট নিয়ে আসতে হবে বা রিপোর্ট একটা তৈরি করতে হবে। এই কাজে আমি গিয়েছিলাম আরকি। তো বেশ ভালো। তো তারপরেই সেখানে গিয়ে আমি কোনো কিছু না অ্যা বোঝাতেই একটা unknown পারসন unknown জায়গায় নামি। তো সেখান থেকে একটু হেঁটে যেতে ৫-১০ মিনিট সময় লাগে। অ্যা 'মুন বাসস্টপ' অব্দি যেতে। তো সেখানে কোনো কিছু ছিল না। তো আমি হেঁটে যাচ্ছিলাম। তো হুট করে মনে হচ্ছিলো যে আসলে আমি আমার যে শরীরের যে অবস্থাটা সেটা আমি হুট করে আমি অতিরিক্ত ক্লান্ত হয়ে যাচ্ছি। অ্যা তো পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে আমার এইযে একঘেয়ামিটা কাজ করতেছি, তারপর দেখা যাচ্ছে সকালে উঠে অ্যা ব্যায়াম করতেছি না। এরজন্য যে শরীরেও একটা বেশি ইফেক্ট পড়তেছেই তো। তো এ এর জন্য মনে হচ্ছে যে আমি আমার সয় সমস্যা যে আমার যে কাজের ফোকাসগুলা আছে সেগুলা ধরে রাখতে পারতেসি না। কাজ শুরু করতেছি হয়তোবা। কিন্তু অ্যা কাজ যে সম্পন্ন করবো এ মেন্টালিটির ভিত্তি একটা অ্যা খুব শক্তিশালী হবে অ্যা সেটাও কিন্তু হচ্ছে না আরকি। তো সেই ব্যাপারটা কিন্তু আমি রুটিনে এড করতে চাচ্ছি যে আসলে অ্যা এটা কি করা যায়? ঠিক হবে আমার পক্ষে?
হুম, হুম। জি। হুম। হুম। জি। হুম। না, না। অবশ্যই ঠিক হবে। আমি বলব যে আপনি কিন্তু সমস্যা অর্ধেক বের করেই ফেলেছেন। হ্যাঁ? এখন আমি যদি আপনাকে ১ টা দুটা সহজ-সরল সাজেশন দেই যেটা করাটা খুব সহজ হবে। ১ম এ আপনি বারবার নিজেও বলছেন যে সময়ানুবর্তিতা, রুটিন এবং এই জিনিসটা কিন্তু একদম সঠিক এবং এই যে আপনার ফে মানসিক ক্লান্তিটাই কিন্তু অনেক ক্ষেত্রে শারীরিক ক্লান্তির জন্য সৃষ্টি করছে। অথবা শারীরিক যে আপনি পরিশ্রম করার ব্যাপারটা দিনের শুরুতে একটু এক্সারসাইজ করার ব্যাপারটা এটা থেকে যেহেতু এখন আর করছেন না, এটাও কিন্তু আবার আপনার মানসিক কান্তি ক্লান্তির কারণ হচ্ছে। আমি বলব আপনি দিনের শুরুটা করেন অবশ্যই কিছু না কিছু একদম খুব সহজ সরল সাধারণ শরীরচর্চা দিয়ে যদি করতে পারেন, আপনার যেহেতু সবসময় ফিট ছিলেন আপনার জন্য ব্যাপারটা অনেক সহজ হবে। জাস্ট একটু উম সকালে উঠে একটু বাইরে হয়তো হেঁটে আসলেন। হ্যাঁ? এই যে সকালের যে ফ্রেশ বাতাসটা না এটা কিন্তু আপনাকে দেখবেন যে একটা মানসিক চাঙ্গা ভাব দিতে অনেকখানি সাহায্য করবে।
উম জ্বী। জ্বী। আচ্ছা। উম জ্বী।
তারপর আপনি যেটা করতে পারেন ২ নাম্বরে যে, যে কাজের ফাঁকে যখন দেখবেন যে অনেকক্ষণ কাজ করতে ভালো লাগছে না একটু থেমে জোরে, জোরে নিঃশ্বাস নিবেন। হ্যাঁ?
আচ্ছা। আচ্ছা।
এই যে ভি ভিতরে যে অক্সিজেনটা ঢুকবে না সেটাও কিন্তু আপনাকে অনেকখানি সাহায্য করবে। যে একটু ঠান্ডা মাথা করতে মাথাটা ঠান্ডা করার জন্য। আর এইযে একসঙ্গে মাল্টিটাস্কিং টা কইরেন না। মানে একসঙ্গে ১০-১২ টা কাজ নিয়ে সবকয়টি একটু, একটু করে করার চেষ্টা করাটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ? তখন আপনার দেখবেন মনে হবে, "এই আ সা ১০ টা কাজ কোনটাই শেষ হচ্ছে না।" এটা কিন্তু মানসিকভাবেও একটা চাপ এ সৃষ্টি করে। সেটা না করে আপনি হয়তো চেষ্টা করতে পারেন যে এম দিনের শুরুতে ১ম কাজ মানে একটা কনসেপ্ট আছে 'ইট দ্য ফ্রগ।' হ্যাঁ? শুরুতেই কঠিন কাজটা করে ফেলা। তারপরে তারপর একটু সহজ কাজটা করা। এভাবে করলে কিন্তু আপনার একটা কনফিডেন্স চলে আসবে আত্মবিশ্বাস। নিজেই নিজেকে আপনি যে নিজে নিজেকে একটু দোষারোপ করছেন না? সেটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। মাঝে, মাঝে নিজেকে পুরস্কার দেয় এবং যখন আপনি একটা কাজ করছেন নিজেই চেষ্টা করেন নিজেকে একটা উৎসাহ দেয়ার বা পরামর্শ দেওয়ার এম পুরস্কার দেয়ার। তখন কিন্তু খুব সাহায্য হবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা কাজ করতে পারেন যে অবশ্যই একটু কাজের ফাঁকে, ফাঁকে ব্রেক নেয়া এটা কিন্তু খুব জরুরি। যে টানা কাজ করে যেতে থাকলে যতই আপনি মনোযোগ দিয়ে করেন না কেন একটা পর্যায়ে একঘেয়েমি চলে আসবে। সো কাজের ফাঁকে, ফাঁকে একটু বিরতি নিয়ে যে কাজটা আপনার করতে ভালো লাগে সেটা করেন।
আচ্ছা। আন জ্বী। আচ্ছা। জ্বী।
হুম। আর অবশ্যই আরেকটা জিনিস করবো সবার শেষে যেটা আমাদের সবার জীবনেই একটা বড় সমস্যা আজকাল যে আমাদের ফোকাস ধরে রাখাটাতো অ্যা ডে এটার সঙ্গে কিন্তু আমাদের স্ক্রিন অ্যাডিকশন টা খুব জরুরি। খুব অ্যা মানে এ লিংকড। সো স্ক্রিন অ্যাডিকশন টা কমানোর চেষ্টা কইরেন। বা স ফোনে সব ধরনের নোটিফিকেশন বন্ধও রাখা। খুব কাজের কিছু না হলে ফোনটাকে সাইলেন্ট করে, যখন মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন, ফোনটাকে সাইলেন্ট করে একটু দূরে সরিয়ে রাখেন। সেটা কিন্তু আপনাকে সাহায্য করবে। দেখবেন আপনি অনেক কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে।
জি। আসলেই জি। আহ জি আসলে। আসলে আহ মানে বুঝতে পারতেছিনা। আসলে আপনি যেভাবে বললেন, আমাকে অ খুব ভালো লাগলো। কারণ অ্যা এখন একটু হলেও মানসিক শান্তি পাচ্ছি। সলিউশন পাচ্ছি যে আসলে অ্যা কিভাবে কন্টিনিউ যে কাজগুলা করবো? আ সেটা মনোযোগ দিয়ে আসলে শেষ করাটা। শুরু করাটা ব্যাপারটা না। যেহেতু আমি অফিসে থাকতেছি, মানে কোনো না কোনো বসের চাপে দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের চাপে, হুম? তার সামনে শুরু করলাম। কিন্তু শুরুটা যে শেষ অবধি যাবে অ্যা সেটা কিন্তু খুব একটা চাপের মধ্যে আমার কাছ থেকে যায় আরকি। তো এইযে আপনি বললেন, যে আসলে নিজেকে পুরস্কৃত করা। বা দেখা যাচ্ছে, আমি কিন্তু এভাবেই কিন্তু তাল মিলিয়ে যাই, যে আসলে হু টেবিলের সামনে অনেক কাজ থাকে, এটা করবো না ওটা করবো। একটু, একটু করে মাঝে করার চেষ্টা করি। তো আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন আসলে, হুম। খুব ভালোভাবে সাহায্য করলেন এবং আমার সমস্যাগুলা শুনলেন। এ এখন নিজেকে শক্তিশালী এবং মনের দিক দিয়ে যে একটা সাহসিকতার ব্যাপার সেটা কিন্তু চলে এসেছে। যে, যে কাজটা আমি শুরু করবো, আ সেটা আগে শেষ করবো। আ তারপরে অন্যান্য যে কাজগুলো থাকবে, সেটা পরে করবো। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে সাহায্য করার জন্য।
জি। হুম, হু্ম। জি। হুম। হুম, হু্ম। আমা আমি কিন্তু খালি আপনাকে একটু সাহায্য করার চেষ্টাটাই করতে পারছি। আসল চাবিকাঠি কিন্তু আপনার কাছে। আমি অবশ্যই বলবো যে সাহস হারাবেন না। চ্যা হ্যাঁ আপনি কিন্তু অনেক সময় ধরে কাজ করছেন। অ্যা খালি ১ বার চিন্তা করেন একটু মনোযোগ দিয়ে যদি তার কিছুটা সময়েই কাজ করতে পারেন, কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি অনেক সহজ হয়ে আসবে। সবকিছুই আপনার হাতে, এবং আপনি খুব ভালোভাবে কাজ করারটা চেষ্টা করছেন। এটা প্রশংসনীয়। আপনিও ভালো থাকবেন অনেক
জি।